উম দুটোই। মানে হচ্ছে অবশ্যই মানুষের কাছে থাকা মানে তো একেবারে সারাক্ষণই দেখা করতে হবে, কথা বলতে হবে তা তো না। আ সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আ স মানে সম্পর্কটা একটা যে ওয়ার্মনেস থাকে, হ্যাঁ? বন্ডিং টা থাকে সেটা রাখা ব আ জায়গার ক্ষেত্রেও হচ্ছে একই রকম। মানে আ যাতে আ স্পেস টা দেওয়া কিছু, কিছু, ক্ষেত্রে আমার মনে হয় যেন স্পেস টা আ ছেড়ে দিতে হবে। আ কিছু, কিছু, ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন প্রেজেন্সটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ? সব ক্ষেত্রে আবার যদি আমি চাই যে আমাকেই গউন মানে মুখ্য একটা আ বা জায়গায় কেন রাখা হলো না, সেক্ষেত্রেও কিন্তু আমি সেটা চাই না যে সা সব সর্বক্ষনে আম আমাকে কেন ডাকা হলো না বা আমাকে কেন মুখ্য ভূমিকায় রাখা হলো না। সেটাও যেহেতু না থাকে। হু? ওই ক্ষেত্রে আমি একটা স্পেস দেই।
হু, হু। হুম। অবশ্যই। উহু। বাহ! চমৎকার করে আপনি বিষয়টাকে ব্যাখ্যা করছিলেন। তো সেক্ষেত্রে যদি আরেকটু আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে, ধরুন অনেক ক্ষেত্রেই কিন্তু বাড়ি ছাড়ার পরে এক ধরণের নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়। তো এই যে নিরাপত্তা স্বস্তি বা স্বীকৃতি, হ্যাঁ আপনি বলছিলেন যে একই জায়গাত আপনাকে সবসময় প্রায়োরিটি দেওয়া হবে এটা নাও হতে পারে সেটা। আ মা এই অনুভূতিগুলো। তো নিরাপত্তা স্বস্তি বা স্বীকৃতি এই অনুভূতিগুলো আসলে কিভাবে আপনার বাড়ির এই যে ধারণাটা সেটার মধ্যে আসলে স্থান পায় আপনার কাছে?
হুম। হুম। হুঁম। হুম।

আপনের দিক থেকে বলতে গেলে যখন নিজের দেশের মানুষ যখন করে উ সাহায্য তখন অবশ্যই বেশি আপন লাগে। কিন্তু আনএক্সপেক্টেডলি যখন অন্য সংস্কৃতির মানুষের কাছ থেকে সাহায্যটা পেয়ে থাকি, তখন ব্যাপারটাকে না খুব স্পেশাল ফিল হয়। হুম? তো একটা দিকে হচ্ছে আপনের ব্যাপারটা থেকে আরেকটা দিক হচ্ছে স্পেশাল। মানে যে মানুষটার সাথে আমার কোনো দিক থেকেই মিল নেই, সেই মানুষটা যখন আমার জন্য কোনো কিছু করে বা আমাকে আমার সাহায্যে এগিয়ে আসে, আ সেটা হতে পারে যে ধরুন একেবারেই নরমাল কোনো ব্যাপার মানে
হুম। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনি বলছিলেন নে যে একটা হয়তোবা স্পেশাল ফিল হয়। আরেকটা হচ্ছে কি আপন, আপন ফিল হয়। যদি আপনাকে জিজ্ঞাসা করতে চাই মানে মনের মধ্যে আসলে দাগ কাটে কোনটা বেশি?
একদম।